হুম, হুম।
এটা আপনি YouTube এ search দিলেই পাবেন। ৪৩২ hertz. তো এটা যদি আপনি ছেড়ে দেন বিভিন্ন ধরনের আছে আপনি এয়ো flute music পাবেন বা rainfall এর মিউজিক পাবেন বা normal random music পাবেন। কিন্তু ওই hertz টা same থাকতে হবে। সাউন্ড এর যে frequency টা ওইটা same থাকতে হবে। এটা YouTube এ আছে। প্রচুর available আছে। আপনি ৪৩২ heartz লিখে search দিলেই পাবেন। তো ঐটা যখন হেডফোন দিয়ে আমি এ মানে শুনছি ১ম বার আমার এরকম একটা আইডিয়া ছিল যে দেখি মানে ব্রেইনের তো একটা capacity আছে বা একটা নির্দিষ্ট frequency বা একটা নির্দিষ্ট আ range এর মধ্যে সে হয়তো একটু relax চায়। হ্যাঁ? তো ঐটা আমি ট্রাই করছি এবং ট্রাই করে আমি ভালো ফল পাইছি আরকি। আপনি search করে এটা জাস্ট হেডফোনে লাগিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকবেন। দেখবেন যে আ ধীরে, ধীরে ব্রেইন অনেক শান্ত হয়ে যায় এবং উ ঘুমাইতে ইচ্ছা করে আরকি। এবং Automatic ঘুম চলে আসে। এবং ঘুম খুবই ভালো এবং গাঢ় হয়।
হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হুম, হুম। হুম, হুম।
আশা করি আপনি এটা ট্রাই করবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে। ভালো থাকবেন। আশা করি কথা হবে আবারো। থ্যাংক ইউ।
বুঝতে পেরেছি। <chuckles> জী, অবশ্যই, আ অবশ্যই। ধন্যবাদ আসলে আপনাকে এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য আমাকে। তো ভালো থাকবেন আপনিও। শুভরাত্রি।